আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আ আমার মেজাজ ভালো করতে চা সবসময় বেশি সাহায্য করে আমি বলব। ক্লান্ত লাগলে বা মন খারাপ থাকলে এক কাপ গরম চা মন শান্ত করে দেয়। সকালে চা খেলে মন তো ভালো হবেই, দিনটাও ভালোভাবে শুরু হয়, এটা আবার মনে হয় কেন জানি। আবার বিকালে, আমরা বিশেষ করে রাতে বেশি চা খাই। কারণ রাতে অনেকের সাথে আড্ডা দেয়া হয়, বারবার চা খাওয়া হয়। দেখা যাচ্ছে হঠাৎ করে ২০ মিনিট পরে বলতেছি, "এই চল আবার চা খাই।" আবার কথা বলতে, বলতে, ভালো লাগতেছে না, "চল আবার চা খাই।" এমনটা হয় আমাদের সাথে।
হ্যাঁ, এটাই। চা'র উপরে কোনো এ sacrifice নাই। যে এক কাপ চা খেয়েছি আরেকবার যদি কেউ offer দেয় তাহলে না বলব না। অবশ্যই খাব <chuckles> খাওয়াই যায়।
হুম, মানে চা টা খাওয়াই যায়। এটা মানে এটা না বলার মতো না আরকি। পেট ভরে না কিন্তু যতই খান।
সেটাই। না।
আবার আপনি কি জানেন আমরা ছেলেরা কিন্তু এই চা মানে ভালো চা টা খাওয়ার জন্য বাইক নিয়ে দূর দূরান্ত যাই। মানে ৳২০০-৩০০ র ফ মানে বাইকের তেল নষ্ট করে চা খেতে যাই যেটার দাম ৳১০ এটা কিন্তু ছেলেরা করে।
আচ্ছা, আমাদের এখানে আপনাদের ওখানে, আ চা'র দাম কত আমি জানি না। ভালো চা আমাদের এখানে হচ্ছে আপনার ৳৫০ করে আ কাপ। তো আমরা খুঁজে বের করি, আমরাও এরকম যে ভালো চা খেতে হবে। আ সরালা আমা আমরা যেটা হচ্ছে family, family, সবাই স জি।
হুম। বাহ! আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আপনি যে চায়ের কথা বলছেন এটাকে বলা হয় মালাই চা। এটা আমাদের এখানেও ৫০ আমরা আ অবশ্য, মালাই চা টা বেশি পছন্দ লাগে না। কারণ এটা Artificial আমার কাছে লাগে। আমার normal চা টাই ভালো লাগে যেটা ৳১৫, ৳২০ র মতো।
হ্যাঁ, মালাই চা খায়।

হ্যাঁ, সেটাতো আছেই। যে আমি হচ্ছে চার চার মধ্যে আদা, তারপরে বিভিন্ন টাইপের হচ্ছে মসলা, সেগুলা দিয়ে একটু জ্বালালাম। তারপর হচ্ছে লেবু দিয়ে খেলাম, সেটাতো অন্যরকম। তারপরও হচ্ছে, আরেকটা যেটা কাজ করে, আ আপনি খেয়েছেন কিনা আ আমি জানিনা। তারপর আমি সেটা বলেছি, অ্যাঁ যে, বলেটা হচ্ছে, অ্যা কাঁচা পাতির চা। যে এই চাটা চা পাতিটা হচ্ছে আপনার গ্লাসের মধ্যে থাকবে আর গরম পানি উপর দিয়ে পড়বে। Without sugar, wi without sugar।
হ্যাঁ, হ্যাঁ। হু। হু। হ্যাঁ, খেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনার অভিজ্ঞতা ভালোই মনে হচ্ছে।
জি, জি, জি।
আচ্ছা, আপনি জানেন? চাতে কিন্তু অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, এ যেটা শরীর থেকে টক্সিন দূর করে। আবার চা, হজমে সাহায্য করে। মানে দুধ চা কিন্তু আবার হজমে সমস্যা করে। কিন্তু রং চা, চা হজমে সাহায্য করে। ঠান্ডা লাগলে আদা চা খুবই উপকারী যেটা বললাম। আবার ক্যাফেইনের পরিমাণ কফির তুলনায় অনেক কম। তাই ঘুম ও Nerve system এর উপর চাপ খুব একটা পড়ে না। আপনার ঘুমও ভালো হবে। আপনি অনুভবটাও নিতে পারছেন। আপনার উপকারও হচ্ছে, চা খাওয়া হচ্ছে, আড্ডা হচ্ছে। তাই আমার কাছে চা টা সবসময় বেশি স্বাস্থ্যকরও মনে হয়। আবার আমার খুব পছন্দের এই জিনিসটি।
ঠিক। হ্যাঁ, সেটাই, মাঝেমধ্যে অনেক কফির উপরে একটু বেশি, আ ইয়েটা, হচ্ছে আরকি।
হ্যাঁ, এটা মাঝেমধ্যে ঠিক আছে। আচ্ছা, চা এবং কফির মধ্যে কোনটি তোমার মেজাজ ভালো করতে পারে?